হু, আপনার কথা শুনে আমারও মনে পড়ে গেল। সেমই এক্সপেরিয়েন্স আমারও হয়েছিল আরকি। যদিও আমার হচ্ছে যে ব্যক্তিগত আমি বোধহয় খুব একটা খাবারের কথা খুব বেশি ভালো আর খুব বেশি খারাপ না হলে আ পার্থক্য খুব একটা বুঝতে পারি না অমনোযোগী থাকি না অন্যমনস্ক থাকে তা ঠিক জানি না। এ তবে আমারও এরকম একটা খ ঘটেছিল ঘটনা বিয়েতে যে গরমের কারণে পুরো খাবারটাই তাদের আ আমাদের কাছে খারাপ লেগেছিল। হয়তো সবার কাছেই খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল আসলে। তো খাবারের কোনো রং, গন্ধের কথা তো একবার আমরা আলোচনা করলামই। রংও কি মেজাজের উপর প্রভাব ফেলে আপনার কি মনে হয়?
হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ আমার তো আ ডেফিনিটলি মনে হয় মে মেজাজের উপর প্রভাব ফেলে। কারণ কিছু, কিছু খাবার আ আ একেক জনের কাছে একেক রকম হতে পারে। আ সেটা হচ্ছে কিছু, কিছু খাবারের সাথে আমরা খুব কানেক্টেড হই। আ মানে সেটার সাথে অনেক ইমোশন আ জড়িত থাকে। কারণ ওই খাবারটা খেতে গিয়ে হয়তো কোনো ঘটনা আছে। এবং আমার তো বিশ্বাস মেক্সিমাম আ বাঙালি মানুষের সাথে চা'র কোনো ঘটনা তো আছেই, থাকেই। কারণ আমরা গল্প মানেই আড্ডা মানেই চা। চা ছাড়া হয় না। আ তো এ সেরকমই যেরকম চা উম তারপরে আমার মনে হয় মাংস এই ধরনের খাবারগুলো আসলে রং দেখেই অনেকটাই আন্দাজ করা যায়। টেস্ট কেমন হবে?
হুম। একজন থাকেই। না এটাই। খাবারের স্বাদটা কেমন হয়েছে? তাই তো? হ্যাঁ অনেকটাই, অনেকটাই।
হ্যাঁ। তো যখন এক্সপেকটেশন থাকে এবং কালার দেখেই বোঝা যায় যে ভালো হয়নি। আমার তো মনে হয় মেজাজের উপর প্রভাব ফেলেই।
হ্যাঁ সেটাই আরকি। ১ম এ একটু ভালো সুন্দর মন নিয়ে খাওয়া শুরু করার আ সেই মনটা থাকে না আরকি। যে না জানি কেমন হয়েছে। অনেক সময় দেখা যায় অবশ্য যে চেহারা খারাপ হলেও হ্যাঁ, খারাপ হলেও একেবারে খারাপ হয়নি। আ সেটাও অনেক সময় দেখা যায় আরকি।
হুম, হুম। জি। উল্টোটাও হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ উল্টোটাও হয়। আ যেরকম আমার একটা কথা মনে পড়ে গেল যে আম <smacks lips> আমরা তো ও নরমালি আমরা মোটামুটি বাংলাদেশিরা একই পদ্ধতিতেই আজীবন রান্না করে থাকি। ভে ভেরিয়েশন খুবই কম। তো উম
হ্যাঁ। হুম।
আ মাংসের ক্ষেত্রে যেরকম আমরা মাংস মানেই চোখের সামনে মাংস রান্না মানেই ঝাল, ঝাল হবে। খুব একটা গাঢ় টাইপের কালার হবে, তেল ভাসবে। এরকম টাইপেরই আ ভেবে থাকি। কিন্তু আমি আমি এখনো এটা বানাইনি। আমার বানানোর ইচ্ছা আছে যে কালার টা পুরো সাদা হয়। মাংসের কালার টা একদম সাদা। আ সে সাদা মাংসই এরকম টাইপেরই কোনো একটা নাম বলে। যেটা হয়তো আ মানে কেমন দই দিয়ে আর কি, কি দিয়ে রান্না হয়। আ আমি দেখেছিলাম। তো আমি শুনেছি যে অনেক বেশ টেস্টি হয় নাকি এই খাবারটা। অনেকের খুবই পছন্দ। তো একবার ট্রাই করে দেখব। কিন্তু কালার আসলে আমরা যেরকম এক্সপেক্ট করি একদমই সেরকম না। খুবই ফ্যাকাশে সাদা টাইপ এর কালার
কালার হবে। তাই নাকি? আচ্ছা। আচ্ছা।
তো হতেও পারে স্বাদ ভালো।

হ্যালো।
হ্যালো শুভ দুপুর।
হ্যাঁ। শুভ দুপুর কি অবস্থা? কেমন আছেন আপনি?
এই তো বেশ ভালো আছি। অবস্থা ভালোই। অ্যা সকাল গড়িয়ে দুপুর দিকে আসছে তো পেটের মধ্যেও যেন বলছে যে "খাবার দরকার, খাবার দরকার" এরকম একটা কালকে আবার ঈদ হ্যাঁ।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা। তারপরে তো <chuckles> কালকে আবার ঈদ। আর আমরা হ্যাঁ, হ্যাঁ। আমরা এমনিতেই ,বাঙালি হিসেবে এমনিতেই একটু ভোজন রসিক। তারপরে বিভিন্ন কোন উৎসবের ছুতো পেলে তো আমাদের খাবারটাই মেইন priority হয়। আ তো আপনার অ্যা হুম, হুম। হুম। <chuckles>
একদমই। একস একদম। আসলে আমি ভেবে দেখলাম যে "খাবারই সব"। খাবার ছাড়া আর কি আছে? <chuckles> খাবারই সব।
মানে খাওয়ার জন্যে বাচ্চা। ব্যাপারটা এরকম?
বাঁচা বাঁচার জন্য খাবার না খাওয়ার জন্য বাঁচা। সেটাই।
আচ্ছা। আ তো আপনার এরকম মানে বিভিন্ন উৎসবে আপনি কোন ধরনের খাবার প্রায়োরিটি দিয়ে থাকেন বা, ভালো লাগে বেশি? বিশেষ কোন স্মৃতি? <smacks lips>
হ্যাঁ বিশেষ কোনো স্মৃতি খাবার যদি বলি স্মৃতি মানেই তো অতীত। তো অতীত হচ্ছে যে আ মায়ের হাতের খাবার। আমার মা হচ্ছে যে আমাদের ছোটবেলায় একটু মনে চলে গেলাম আরকি আপনার প্রশ্নে। সেটা হচ্ছে যে তখন এইভাবে পোলাওয়ের চাল আ আমরা দেখিনি সত্যিকার অর্থে। সেটা আমাদের ওই আমার মা তো শহরের মেয়ে। তো তারা দেখেছে। তো মা দেশীয় চাল দিয়েই বাড়িতেই থাকতো সেই চাল দিয়েই পোলাও রান্না করতেন। একটু মিষ্টি, মিষ্টি থাকতো। সেই স্বাদ বা, সেই গন্ধ আমি ভুলিনি। সেই প্রস্তুতি। আয়োজন দেখতাম। এখন আমি নিজে ব্যক্তিগতভাবে খুব শর্টকাটে রান্না করি। কিন্তু তখন দেখেছি যে আমার মায়েদের প্রস্তুতি মা বিশেষ প্রস্তুতিটাই ছিল অন্যরকম। একটা বিশাল ব্যাপার হতো আরকি আয়োজনটা। <smacks lips> তো সেটাই অনেক আ মনটা আ সেইদিকেই চলে গেল আরকি। হ্যাঁ। আ আরও একটা মনে পড়ল "একটা ছোলার ডালের একটা খিচুড়ি রান্না হত। তার গন্ধটাও মনে হচ্ছে যেন লাগছে আমার।" এরকম হ্যাঁ আ তো আপনার কিরকম অবস্থা?
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আমার আসলে আম।